হুম, না আসলে আ বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। আপনার কথা শুনেই না প্রত্যেকটা শব্দ শুনেই বুঝতে পেরেছি যে কতটা আসলে খারাপ লাগা কাজ করছে। কিন্তু আসলে বলা কি যাবে যে আসলে কি সমস্যা হয়েছে? তাহলে একটু বিস্তারিতভাবে বললে না বুঝতে পারতাম আরকি তখন।
বুঝতে পারছি যে আসলে দেখুন, আপনি যেটা জানতে চাচ্ছেন এটা হচ্ছে কি যে আসলে আমার ভেতরে একটা ভয় ও লজ্জা কাজ করে। বিশেষ করে সম্পর্কর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো আমার আ আ যে বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে অনেক কিছু বলতে চাই। অনেক সময় দেখা যায় হতে পারে সেটা সীমা নির্ধারণ নিয়ে আবার হতে পারে সেটা অন্য কোন কিছু নিয়ে। তো আমি তাদেরকে বলতে চাই কোন একটা কথা কিন্তু দেখা যায় কি যে তাদেরকে আমি বলতে পারি না। কারণ আমার ভেতরে একটা ভয় কাজ করে যে আসলে তারা কি ভাববে? তা তো তখন আসলে আমি কি উত্তর দেব তাদেরকে? এবং যে বিষয়টা সবথেকে বেশি ভয় আমাকে এনে দেয় যে আমি যদি এখন কিছু বলি বা তাদের সাথে অ্যা কোন একটা জিনিস share করি তখন কি তারা ওইটা ওইভাবে মেনে নেবে? এই জিনিসটা ভাবলে না আমার সত্যি বলতে অনেক বেশি খারাপ লাগা কাজ করে। যে আসলে আমি আমার সম্পর্কগুলি নিয়েই আসলে sure না যে তারা সত্যি বলতে ঠিক কতটা আমার ভালো চাচ্ছে বা আমি ঠিক নিজের জায়গা থেকে আসলে কেন ভয় পাচ্ছি। এই ব্যাপারগুলি আমি একদমই বুঝতে পারছি না যে আসলে কি করব, কি না করব। তো আমার সম্পর্কের ক্ষেত্রে যেটা হয় যে আমি ভাবি যে অনেক সময় কিছু সীমা নির্ধারণ করে দেব বা আমার মনের কয়েকটা কথা হয়তো তাদেরকে জানাব, আমার যে বন্ধু-বান্ধবরা রয়েছে তাদেরকে। কিন্তু সেটা বলতে গিয়ে অনেক ভয় চলে আসে যে আমি যদি এই কথাটা বলি তাহলে সম্পর্কটা কি থাকবে? নাকি, কি হবে? এই ব্যাপারগুলি নিয়ে সত্যি বলতে অনেক বেশি চিন্তার ভেতরে রয়েছে এবং কি করব বুঝতে পারছি না।
উ হুম। ওহহো! হুম, হুম। হুম। না, আসলে এটা খুবই চিন্তার বিষয় যেভাবে আসলে আপনি বললেন, যে, সম্পর্কের ব্যাপারটাই আসলে মানে ভাবলেই আসলে একটা চিন্তা চলে আসে। সেজন্যই হয়তোবা আপনি ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তিত আমি বুঝতে পেরেছি। তবে আসলে মানে অ আপনি আসলে কোন পরিস্থিতিতে বেশি একটু ভয় বা লোজ লজ্জা আসলে অনুভব করেন বা এই যে অনুভূতিগুলো আপনার আসে এগুলা আপনার আচরণ বা সম্পর্ককে কি কেমনভাবে প্রভাবিত করে যদি একটু বলতেন?
জি।